হ্যাঁ, তারা নিউজটাও এমনভাবে তৈরি করে। কিংবা আমি মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়া কিংবা Youtube এও এমন কিছু নিউজ দেখতে পারি। আ মানে ওরা thumbnail দেয় একটা বাট নিউজ এর ভিতরে আরেকটা থাকে। thumbnail এ ওরা এমনভাবে আপনাকে অ্যাট্রাক্ট করবে যাতে করে আপনি সেখানে ক্লিক করেন জি, আপনি সেখানে ক্লিক করবেন বাট পরের নিউজের আসলে জ সত্যতাটা নাই। আ তো এই ধরনের কিছু জিনিস তো আ ওই যে যারা একটু আর্থিকভাবে লাভবান হতে চায় তারা করে। তো আমাদের মনে হয় অ একটু সচেতন হওয়া উচিত। কিংবা অনেক ক্ষেত্রে দেখেন অনেক লিঙ্কে, আ মানে অনেক নিউজ এর লিঙ্ক এ কিন্তু তারা বিভিন্ন ফিশিং লিঙ্কও ঢুকিয়ে দেয়। ঠিক আছে? যার ফলে কিন্তু আপনি উম জ্বি, জ্বি। যার ফলে কিন্তু আপনি একটা ক্ষতির অ সম্মুখীন হইতে পারেন। খুব রিসেন্টলি আ আমার একজন খুব কাছের মানুষ সে হচ্ছে আ এরকম একটা লিঙ্কে ঢুকে সে একটা প সে প্রতারণার শিকার হয় নাই, বাট তার ফ্রেন্ডলিস্ট এ যারা ছিল সবার কাছ থেকে টাকা চাওয়া হয়েছে এবং পরবর্তীতে তার তারা কিন্তু একটা আ মানে আর্থিক ক্ষতির সম্মুখীন হইছে। তো এই বিষয়গুলো নিয়েও আমাদের সচেতন হওয়া উচিত। এবং যেকোনো নিউজ গ্রহণ করার ক্ষেত্রে আমরা যদি একটু আ যাচাই বাচাই করি তাহলে কিন্তু এ ধরনের আ ক্ষতি থেকে আমরা অ অ আমরা আরকি মুক্তি মুক্তি পাবো না। বাট আমরা বেঁচে থাকতে পারবো না। আপনি কি মনে করেন?
জী। হ্যাঁ। adapt করবেই। উম হুম, হুম। জী। জি। হ্যাঁ। জি, হ্যাকিং সাইটস গুলো থাকে। জি। আচ্ছা, আচ্ছা। হুম। হুম, হুম, হুম। আচ্ছা, আচ্ছা। জী। জ্বি, অবশ্যই। উম জ্বী, জ্বী। এটলিস্ট <chuckles> এটলিস্ট একটু নিজেকে মানে প্যানিক থেকে কম প্যানিক থেকে রাখা যাবে কিংবা হচ্ছে জিনিসগুলো সত্যতা দেখে ওই জিনিস সাইড গুলো হচ্ছে একটু এভয়েড করার যে ব্যাপারটা থাকে।
জি। হুম। জ্বী। হ্যাঁ। রাইট। জ্বী, জ্বী। আ তো আমার কাছে মনে হয় এগুলোর জন্য আমাদের আ এমন কিছু মিডিয়ার আ মানে ফলো করা উচিত। আমরা অ দেখা যায় যে আমরা কিন্তু নিজের সোশ্যাল মিডিয়া কে আমরা ফিল্টার করতে পারি। তো আমরা ফিল্টার করে এমন মিডিয়া গুলো রাখবো যেগুলো সত্যতা ছড়ায় কিংবা যেগুলোর আরকি একটু গুড উইল আছে এই বিষয়টা নিয়ে। আ তাদেরকে ফলো করতে পারি তাহলে কিন্তু আমরা সঠিক নিউজ টা পাবো। আর আমরা যদি ঢালাভাবে সব মিডিয়াকেই ফলো করি কিংবা যেকোনো নিউজ এই বিশ্বাস করি সেক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন ক্ষতির সম্মুখীন হবো। তো আমার কাছে মনে হয় এই বিষয়গুলো নিয়ে জি।
জ্বী। জী। আচ্ছা। আর জি। এই ক্ষেত্রে আ এক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় আমাদের যেই হায়ার অথরিটিস কিংবা গভর্নমেন্ট এরই বলেন, আমার কাছে মনে হয় তাদের একটা পলিসি মেকিং এর দরকার আছে। এই সোশ্যাল মিডিয়া হচ্ছে আ নিউজ গুলো রিপ্রেজেন্ট করা কিংবা তারা যেহেতু যে ব্লগ যেকোনো একটা নিউজ বের করতেসে, তাদেরকে এত একটা মেজারমেন্ট নিয়ে আসা যে, "তুমি যদি কোনো ফেক নিউজ"
হ্যাঁ। জি। হ্যাঁ। জি। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। জ্বী। হ্যাঁ।

পাবলিশ করো। সেইটার জন্য তোমাকে consequences পড়তে হতো। তো তুমি এইটা যদি এখন ফুন ব্যানও হয় যে তুমি জিনিসটার ফেইক একটা রিউমার ছড়াচ্ছ। তাহলে তোমাকে এটার জন্য একটা পানিশমেন্ট নিতে হবে। কারণ এই ধরনের যদি একটা মাইন্ড সেটআপ আমরা তৈরি করতে পারি, আমার কাছে মনে হয় জিনিসটা অনেকটুকু কনট্রোল করা পুরো সম্ভব।
আচ্ছা। জি। উম। উম। আচ্ছা। জি। উম। হ্যাঁ। জি, একদম। আমি আপনার সাথে একমত। তো সরকারের এই বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা থাকতে হবে এবং আ সেটা নীতিমালা এবং আইন থাকতে হবে; এবং শুধু সেটা থাকলেই হবে না, সেটা যথাযথভাবে প্রয়োগ প্রয়োগও করতে হবে। বাট সেটা যাতে ভুলভাবে প্রয়োগ না করা হয়। আমি দেখছি গত আ আমাদের যে ফ্যাসিস্ট সময়টা গেল, সেক্ষেত্রে কিন্তু দেখসেন আ মানে অ ডিজিটাল 'নিরাপত্তা আইন' নামে মোস্ট প্রবাবলি একটা আইন ছিল। যার মাধ্যমে কিন্তু অনেক মিথ্যা মামলা দিয়ে অনেককে নানান হেনস্তার স্বীকার করানো হইসে।
জি, জি। প্রমাণও করতে হবে। জি। ই জি। ই জি। এ এটা actually হচ্ছে গিয়ে পুরোটাই হচ্ছে আপনার higher authority এর উপরে। অ্যা কারণ তারা হচ্ছে জিনিসটার রুলসটা তৈরি করে। এখন যে থাকবে, তাদেরকে যদি তাদের নিজেদেরকেও অনেস্ট হইতে হবে। এখন আপনি যদি নিজে dishonest হন, আপনি আরেকজনরে কিন্তু implement করতে পারবেন না। সেক্ষেত্রে আমাদের যে এটার কাজ আমার কাছে মনে হচ্ছে ও 1st এ হচ্ছে এমন একটা আ রুলার কিংবা বলেন রুল মেকারসদের আনা উচিত কিংবা তাদেরকে সাপোর্ট করা উচিত যারা transparent থাকবে, কিংবা হচ্ছে যাদের মধ্যে অনেস্টি ব্যাপারটা থাকবে, কিংবা তারা মানুষকে জবাবদিহি করতে পারবে কিংবা বাধ্য থাকবে। আপনি যখন আ গভর্নমেন্ট যখন আপনার কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে কিংবা আমাদের মধ্যে সেই অ্যাবিলিটিটা আসবে, তখন কিন্তু শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়াকে না, প্রত্যেকটা লেভেলে দেখবেন রুট লেভেল থেকে শুরু করে প্রত্যেকটা লেভেলেই কিন্তু অনেক ধরনের চেঞ্জেস আসবে।
জি। হ্যাঁ। হ্যাঁ। জি। হুম। একদম। জি। হ্যাঁ। আচ্ছা। হুম। আচ্ছা। হ্যাঁ। জি। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। জি। রাইট। জি। হ্যাঁ। জি। জি, একদম। আমিও আপনার সাথে একমত। আ আমি দেখসি আসলে আমাদের দেশে যে common practice টা হয়, বিভিন্ন মিডিয়া হাউসগুলো, তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়ায় তারা খবর প্রচার করে। যার ফলে কী হয়? তারা সঠিক নিউজটা প্রচার করে না। যেটাকে অ্যা মানে একটা টার্ম আছে যেটাকে বলে Kangaroo Syndrome মানে ক্যাঙ্গারু আ ক্যাঙ্গারুর ওই বাচ্চারা যেমন থলেতে বসে বিভিন্ন কাজ করে, ওই মিডিয়াগুলো এই কাজ করে। বিভিন্ন রাজনৈতিক দলের থলেতে বসে তারা হচ্ছে এই কাজ আ মানে বিভিন্ন নিউজ প্রচার করে। আ ইয়েলো জার্নালিজম।
হুম। জি, সেটাই হয়। জি। জি, জি। জি। আর আপনি যদি আ বেসিক হচ্ছে গিয়ে একদম সহজ সাধারণ মানুষের ভাষায় বলি, তারা হচ্ছে সব সুবিধাবাদী। তারা হচ্ছে ভোল পাল্টানো দলে। যখন যেই দল আসবে, আমি সেই দলের।
আ জি, জি। হ্যাঁ।